সত্যি বলতে এরকম <smacks lips> মানে এ এই প্র্যাকটিক্যাল জিনিসের বাইরে যেটা ছিল, আমার হলো ছোটবেলা থেকেই গান শুনতে খুব ভালো লাগতো। তো আমি গান গাইতে চাইতাম। তো গানের ক্ষেত্রে একটু লজ্জা কাজ করে যে, গলা আমার কেমন না কেমন, শোনা যাবে? তো সেইক্ষেত্রে আমার গান থেকে অনেক বেশি হ্যাঁ, হ্যাঁ। গান থেকে অনেক বেশি ঝোঁক ছিল, আমার হল ইন্সট্রুমেন্ট এর জিনিসে। আন এখনো আমার হলো, গান যখন শুনি, আমার গানের ক্ষেত্রে লিরিক্স থেকে বেশি আমার প্রাধান্য পায় হলো, ওই গানের মধ্যে বিট গুলা কেমন হচ্ছে এবং ইন্সট্রুমেন্ট গুলা কেমন চালাচ্ছে? তো আমার হলো হ্যাঁ, ছোটবেলা থেকে আমার একটা জিনিস অনেক বেশি ফ্যাসিনেট করতো, সেটা হলো গিটার। মানে গিটার বাজানোটা। কি সুন্দর যে আওয়াজ আসে আরকি হ্যাঁ।
বাহ! বাহ! জি। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা সবার ক্ষেত্রেই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। বাহ! এটা তো দারুন! দারুন ইন্টারেস্টিং! ও! এটা এটা এটা পছন্দের একটা জিনিস, তাই না আপনার? জ্বি, জ্বি।
তো, হ্যাঁ, হ্যাঁ। সত্যি। তো একবার যেটা হয়েছিল যে, আমি আমার ফ্রেন্ডের একটা ছিল, এই গিটার, তার কাছ থেকে আমি আরকি নিয়ে এসেছিলাম বাসায়। নিয়ে এসে, আর নিজে একটু বাজানোর জন্য, দেখার জন্য যে, কেমন লাগে? যখন ২ ৩ দিন আমার বাসায় থাকে, ১ দিন হল আমার বাবা ঘরে আসে। ঘরে এসে যখন দেখে যে আমি গিটার বাজাচ্ছি, তো বাবাও তো জানে যে এটা আমার না। বা কিনি নাই, বাবা তো জানে এটা স্বাভাবিক, যেহেতু সারাদিন থাকে। তো বাবা আমাকে জিজ্ঞেস করলো যে, "এটা কার গিটার বাজাচ্ছ?" পরে আমি বললাম যে, "এটা বন্ধুর থেকে নিয়ে আসছি।" তখন বাবা বলল যে, "বন্ধু থেকে কেন নিয়ে আসছো? যদি মানে ভালোই লাগে তাহলে কিনে নাও।" তা আমি তখন তো ছোট যেহেতু স্বাভাবিক, তো আমি বলতেছি, "কিনব, কিনার তো টাকা নাই এখন। হয়তো টাকা হলে তখন কিনব।" তখন বাবা আমাকে মানে যে সাপোর্টটা দিয়েছিল, সেটা হলো মানে খুবই, এটাও আমার খুবই আনন্দের একটা সময়, সেটা হলো বাবা আমাকে বলে যে, "আচ্ছা আগামীকালকে আমার সাথে বের হইয়ো। আমি কিনে দিব নে, সমস্যা নেই। এটা তোমার বন্ধুকে ফেরত দিয়ে এসো, সমস্যা নেই। তুমি এটা যেহেতু, তোমার কাছে ভালো লাগে, তো তোমাকে, তুমি, এটা কিনে দিবো তোমাকে। তুমি চেষ্টা কইরো এটা শিখার।" তারপর পরেরদিন বাবা আমাকে কিনে দেয় এবং ঐটা আমি পরবর্তীতে শিখি এবং তারাও সাপোর্ট করে আরকি।
জ্বী। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু। আহ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বাহ! হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। বাহ! খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং! আচ্ছা।